হ্যালো শুভ অপরাহ্ন। কেমন আছেন ভাইয়া?
হাই। হ্যাঁ, এই তো শুভ অপরাহ্ন ভাই। ভালো আছি। কেমন আছেন আপনি?
এইতো ভালো আছি ভাই। আ বসেছিলাম আরকি সে যে যার কারণে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে আরকি। তো হ্যাঁ।
হুম, হুম। আচ্ছা। তো বলে ফেলেন। আড্ডা যেহেতু দিতে চলেই আসছেন।
<chuckles> তো আমার তো মনে করেন যে আমাদের লাইফে প্রতিটা প্রতি মানুষের লাইফে আপনার লক্ষ্য থাকে বড়, বড় কিছু করার, অ্যাচিভমেন্ট করার। সবার থাকে না। হয়তোবা আপনারা মনে করেন সবাই একটু অন্যভাবে দেখে। আবার কেউ, কেউ আ দেখে হচ্ছে গিয়ে আপনার একটু জীবনটাকে একটু বড় কিছু অ্যাচিভ করার আ অর্জন করার তো বড় কিছু হওয়ার। তো আ আমাদের জীবনে যেসব হচ্ছে উন্নত করার জন্য তো আমাদের কিছু, কিছু অভ্যাস থাকে। যে অভ্যাসগুলো চেঞ্জ করা জরুরি, তাই না? তো আমি যদি আপনাকে ভাইয়া একটা প্রশ্ন করি যে আমরা আ আমাদের কোন, কোন অভ্যাসটা গড়ে নিলে আমাদের জন্য ভালো হবে যদি আমাদের আ জীবনে যদি বড় কিছু অর্জন করতে হয়।
হুম, হুম, হুম। জি। জি। হ্যাঁ, হ্যাঁ। একদম। জি। হুম, এক্ষেত্রে আমি বলব যে ভাই আসলে এ্যাঁ প্রতিদিন আসলে সকালে ঘুম থেকে ওঠা আরকি। যে অভ্যাসটা বা আপনার সময়ে, সময়ে, ঘুম থেকে ওঠার সময়ে ঘুমাতে যাওয়ার যে অভ্যাসটা আছে, সেটা আসলে আমাদেরকে ঠিক করা খুবই জরুরি একটা ব্যাপার আরকি। যদি এটা ঠিক করতে পারি তাহলে মনে করেন যে বাকি যে ক কাজ কর্মকান্ডগুলো আছে, সেগুলো কিন্তু আসলে আমরা ঠিক-ঠাক মতো বা সময়ের কাজ সময়ে করে ফেলতে পারবো। আবার আপনি যদি আসলে সময় মতো কাজ করতে পারেন, তাহলে কিন্তু আরেকটা ব্যাপারও ঘটবে যেমন
জ্বী। জি। হুম, জ্বী। জী। জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি, খুব সুন্দর বলেছেন আপনি। হ্যাঁ।
আপনার আ এ্যাঁ হ্যাঁ। আপনার আরেকটা ব্যাপারও ঘটবে যেমন, আসলে আপনি এ্যাঁ সময়ের মধ্যে আরও সময় বের করে নিয়ে কিন্তু আসলে ওই কাজটা সম্পূর্ণ করতে পারবেন না ভাই।
সম্পন্ন করা যাবে। আবা অবশ্যই। খুব সুন্দর বলেছেন, আ আমি এ্যাঁ এখন আরেকটা বিষয় কি ভাইয়া যে যেটা বললেন, যে সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু আপনার মনে করেন সারাদিনের যে কাজটা একটা প্রোডাক্টিভিটির মধ্যে যায়। এবং ওঠা অনেক কাজে লাগে। আপনার হচ্ছে গিয়ে আপনার অনেক কিছু করতে পারেন, অনেক সময় পান। আ ফ্যামিলি কে সময় দিতে পারেন, আপনার মনে করেন না নিজেকে নিয়ে, নিজের গ্রথ নিয়ে চিন্তা করতে পারেন। তো এটা আসলে অনেক কার্যকরী একটা দিক। আর আমি মনে করি যে কিছু, কিছু, অভ্যাসের মধ্যে আমাদের কিছু, কিছু, আচরণের মধ্যেও আমাদের একটা পরিবর্তন আনা দরকার। যেটাতে আমাদের আ যেমন আমি মনে করি যে আপনার আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেলেন, আ সেই রেস্টুরেন্টকে আপনে খাওয়ার পরে আপনি আ যেয়া যিনি আপনাকে সার্ভিস দিয়েছে, তাকে খুশি হয়ে বে ৳২০ বা ৳৩০ আপনার টেরারর টি টিপস টিপস টিপস টিপস হ্যাঁ।
জ্বি ভাই। হ্যাঁ ভাই। হু, জ্বী। হ্যাঁ। উ জি। হু, যেমন? হ্যাঁ। আ হ্যাঁ। এ্যাঁও মানে আপনি টিপস দেওয়ার কথাটা বলছেন, যে আসলে আ নিজে নিজে, খাওয়া তার যদি আসলে খাবারটা ভালো লাগে বা তার পরিবেশনের ব্যাপারটা যদি আসলে ভালো লাগে তাহলে আসলে আ তাকে আর কি খুশি হয়ে কিছু টিপস দেওয়ার যে ব্যাপারটা সেটা আরকি নিজেকে উন্নত করা যায়। হ্যাঁ, হ্যাঁ ভাই আমি আপনার কথার সাথে একমত। আ এটার এটার এটার হ্যাঁ এবং এটা
হ্যাঁ, হ্যাঁ সার্ভিস টা সার্ভিস টা হ্যাঁ। হ্যাঁ, টিপস দেওয়ার ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ এটা কিছু না। কারণ এটা এটা আপনার মনে করেন যে আমি মনে করি যে আপনার আ ইয়ার ক্ষেত্রে, আপনার পরবর্তী যে ধাপগুলার ক্ষেত্রে আপনার মানসিকভাবে একটা যে পরিবর্তন। এই পরিবর্তনে আপনার মনে করেন যে প্রয়োজন আছে। এইটা আমি মনে করি যে আপনার লক্ষ্যে, বড় কোন লক্ষ্য থাকলে এটা এইসব জিনিসগুলা ছোট, ছোট জিনিসগুলা অনেক কাজে দেয়। আপনার কি মনে হয় ভাইয়া?
উ জ্বী। অ্যা হ্যাঁ। হু, হু। একদম। ব্যাপারটা হলো যে আপনার এই যে যখন আসলে ছোট্ট, ছোট্ট যে আপনার স্যাক্রিফাইস, বা ত্যাগের যে ব্যাপারটা। সেটা কিন্তু আসলে ওই যে রেস্টুরেন্টে ওয়েটার কে আসলে যে টিপস দেয়ার কথাটা বললেন, তো সেখানে আরকি সেখান থেকে হয়ে যায়। আর ত্যাগই হলো আরকি আমার কাছে মনে হয় যে সবথেকে বড় আরকি। আ নিজেকে উন্নত করার জন্য আরকি সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আরকি। যদি আসলে আপনি ত্যাগ করতে পারেন, তাহলে আসলে নিজেকে উন্নত করতে পারবেন। যেমন আ আমরা বর্তমানে কিন্তু আসলে আমরা অনেকে আছি যারা আরকি যারা ধূম পায়ী আ ধূমপানের অভ্যেসটা কিন্তু আসলে ত্যাগ করতে পারি না। বা করা খুব একটা সহজ ব্যাপার হয়ে ওঠে না।
জ্বী। জ্বী। জ্বী। জ্বী। জ্বী। জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।
তো এটা কিন্তু আসলে খুবই আ কি বলে সাধারণ একটা সমস্যা। আর যে সমস্যাটার আ ক্ষেত্রে অনেকে ভুগছে। তো এটা কিন্তু আসলে যেমন স্বাস্থ্যের যেমন ক্ষতি হচ্ছে, তেমন পরিবেশেরও ক্ষতি হচ্ছে। আবার নিজের আর্থিক ক্ষতিটাও কিন্তু হচ্ছে ভাই এক্ষেত্রে।
জ্বী। পরিবেশের ক্ষতি হচ্ছে। জ্বী, জ্বী। তো এই যে আমাদের মনে করেন যে আমাদের যে ধূমপান করা থেকে আ বিরত রাখা। আপনার মনে করেন যে আ কিছু, কিছু জিনিস আপনার মনে করেন যে ককনো মনে করেন আপনার জীবনে একটা ইভেন্ট আসছে। আপনার লাইফ এ একটা ইভেন্ট থাকে না? বিভিন্ন প্রোগ্রাম থাকে। আ বা আ কোন আপনার মনে করেন যে আপনার অফিসিয়াল ইভেন্টও থাকতে পারে। তো ওই ক্ষেত্রে আপনি মনে করেন নিজেকে গ্রুমিং রাখা, ওয়েল গ্রুমিং, পরিপাটি রাখা। এইসব জিনিসগুলো আপনার মনে করেন যে, পরবর্তী আস্তে, আস্তে আপনাকে আ পরবর্তী জীবনে আপনার কাজে লাগে। আপনার অর্জনের ক্ষেত্রে এবং আপনার একটা আ গ্রুমিং এর মাধ্যমে কিন্তু একটা দেখবেন যে আপনার ভালো কানেকশন তৈরি হয়। আপনার যখন আপনি ব্যবসা করবেন, বা বড় যখন জব করবেন। তো ওই ক্ষেত্রে আপনি যখন আ কানেকশন আ তৈরি করতে পারবেন তত বেশি আপনার প্রতিষ্ঠানে আপনি আপনার ভ্যালু এড করতে পারবেন। তো এই জিনিসগুলা হচ্ছে গিয়ে আমি মনে করি যে আ এই আচরণগুলো এই স্বভাবগুলো যদি আমরা আনতে পারি, আমার মনে হয় যে আমাদের অ যাদের বড় লক্ষ্য আছে অ্যাচিভ করতে পারবো অনেক কিছুই। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি ভাইয়া যে
হুম, জ্বী। হু, হু। হুম, জ্বী। আ হ্যাঁ। অ্যা জ্বী। আ হ্যাঁ। উম জ্বী। আ জ্বী। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী।
আ আপনি কি মনে করেন যে আমাদের অ্যা কিছু, কিছু অনির্দিষ্ট অভ্যাস থাকে, এগুলার বাইরে, যেগুলা আপনাদের আমাদের উন্নতিতে আরো বেশি কার্যকরী হতে পারে? এবং সেটা কি? কেন?
উম জি। উম এটা হলো ভাই বলবো যে আসলে ব্যা আপনি যেমনটা grooming এর কথা বললেন, তো সেইদিক দিয়ে জন্য আসলে আমি আরেকটা যোগ করে বলি। তো আমাদের আসলে ড্রেসটা ড্রেস-আপটা এমন হওয়া উচিত যে আ আপনার এটা দেখে যেন আসলে কোনো প্রকার শ্রেণী বিভাগটা না করা যায়। এ আপনি এমন ড্রেস পরিধান করা, যেমন আ আপনি একটা শার্ট পরলেন, আ সেই শার্টটা পরেই আসলে সব জায়গায় যেতে পারবেন। যেমন আ মানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত যে যেমন একটা শ্রেণী আছে, তো সব জায়গায় আসলে আপনি যেতে পারবেন বা আপনি সম সব ধরনের পরিবেশে আ যা পড়ে যেতে পারবেন। যেমন আপনার আ আ ব্যবহার ক আ হ্যাঁ। মিলিয়ে নিতে পারবেন। যেমন আপনার অফিসের অফিসে, তারপরে আপনার আ কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা আ কোনো আপনার অ্যা কি বলে ওটাকে? যে আ আত্মীয়ের বাসায় বা কোনো একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন। এইযে এইক্ষেত্রগুলোতে যেন আসলে তা ভেদাভেদের যে ব্যাপারটা, সেটার যাতে খুব বেশি একটা লক্ষণ না করা যায়। তো
জি। জি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ। ইয়ে মানে প প মিলে নিতে পারবে পরিবেশে বিভিন্ন পরিবেশে। হ্যাঁ। জি। আচ্ছা। অ্যা হ্যাঁ। জি। লোক লক্ষ না করা যায়। আচ্ছা।
এ ধরনের আসলে ড্রেসিং একটা অভ্যাস হতে পারে। তারপরে আপনার অবশ্যই হাতে একটা ঘড়ি একটা অভ্যাস হতে পারে যে এটাকেও কিন্তু আসলে অনেকভাবে আরকি আপনার একটা সাইন দেয়, যে আসলে ওই ব্যক্তিটা আরকি সময় নিয়ে অনেক আ বা কি বলে চিন্তাশীল বা সময়ের গুরুত্ব দেয় আরকি।
জি। জি। জি। এবং এটা আপনার আ ঘড়িটা কিন্তু ভাই আপনার গ্রুমিং এর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। যে আপনার যদি হাতে একটা ভালো একটা ঘড়ি থাকে তা দেখবেন যে আপনি একটা ভালো শার্ট বা উপরে যদি কোট বা প্যান্ট পরেন, এটা কিন্তু আপনার গ্রুমিং এর সাথে অনেক সুন্দরভাবে ম্যাচ করে। এবং আপনাকে মনে করেন যে এটা তুলে ধরে যে আ আ আপনি একটা প্রমিনেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। দেখেন ভাই খারাপ লাগলে সেটা সত্য যে আ যারা, যারা বড় ব্যবসায়ী তারা কিন্তু সবসময় বড়দের সাথে ব্যবসা করতে পছন্দ করে। তো এই জিনিসটা আসলে আমাদের সমাজের জন্য খারাপ হলেও এটা সত্য। তো ঐ ক্ষেত্রে আমাদেরকে ওভাবেই তৈরি করে নিতে হবে। তো ঐ তৈরি করে নিতে হলে আমাদের এইসব অভ্যাসগুলো অবশ্যই পরিবর্তন আনা প্রয়োজন। কী মনে করেন ভাইয়া?
হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হুম, হুম। হুম, জি। আ হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, ভাই। হ্যাঁ, ভাই একদম। আর ব্যাপারটা হলো আরেকটা ব্যাপার হলো যে মানুষের সাথে কথা বলার যে অভ্যাস বা যে ব্যাপারটা আছে সেটা আরকি সবথেকে ভালো করতে ভাল ভালোভাবে করতে হবে। যেমন আপনার মানুষের সাথে যদি আসলে আমরা ঠিক মতো কথা বলতে পারি। তারপরে যে আসলে অভ্যাসের ব্যাপারটা আসে। কিন্তু এখন আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করে ভালোভাবে কথা বলার যে অভ্যাসটা। সেটাই আরকি আ আয়ত্ত করার যে ব্যাপারটা আছে সেটা আরকি সবথেকে আমার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে মনে হয় ভাই।
জি। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। জি। জি। জি। হ্যাঁ, হ্যাঁ। জি, আ আ এটা সু খুব সুন্দর কথা বলেছেন যে আমাদের উম আরেকটা জিনিসের দি পরিবর্তন আনতে হবে যেটা আপনি বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে, আমাদের আ যোগাযোগ করার পদ্ধতি বা কমিউনিকেশন স্কিল বলি যেটা ইংলিশে। তো এই জিনিসটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি হয়তো বা আমাদের আ মানুষের সাথে কানেকশন তৈরি হবে। আপনি মানুষের সাথে যত ভালো কানেকশন তৈরি করতে পারবেন আ ততই হচ্ছে আমাদের ব্যবসা বা চাকরি জীবনে এটা অনেক বড় একটা ভূমি কোট ভূমিকা রাখবে এবং আমরা অনেক খুব আ এই জিনিসটা পারলে আমরা আমাদের বড় কোনো লক্ষ্য অর্জন করতে পারবো। অ্যা খুব সুন্দর কথা বলেছেন আপনি। আ আমি আপনার এই কথায় একমত প্রশন করছি। আর যদি আমি যদি একটা প্রশ্ন করি ভাইয়া আপনাকে যে, আপনি কি কখনো ঐ যে আ অভ্যাস বোদলের নিজের কোনো বড় পরিবর্তন এনেছেন? জিনিসটা কেমন অভিজ্ঞতা ছিল আপনার কাছে?
আচ্ছা। উম হুম। উম জি। হুম, হু। হুম জি। হুম, হুম। আ হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, ভাই। একদম। হুম, জি। হুম, হুম। আ আমি ভাই আসলে অভ্যাস বদলিয়ে যে ব্যাপারটা কি আমি আ কাজের সময় ম্যানেজ আসলে ঠিকমতো করতে পারি না, বা কাজের সময়টা কম পাই। তো সেক্ষেত্রে আমি কি করেছি, আমি আসলে রিলস দেখে বা অন্যান্য আ অন্য কারোর সাথে কথা বলে আসলে সেই সময়টাকে আরকি এক জায়গায় করেছি, বা এই যে সময় তার জন্য যে সময়ের ব্যাপারটা আছে, সেটা আরকি বের করেছি। বের করার পরে আসলে ঐখান থেকে কাজটা সাডেনলি অফ করে দিয়েছি। যার প্রেক্ষাপটে কি হয়েছে, যে আমি আসলে আমার কর্মক্ষেত্রে সময়টা পেয়ে গিয়েছি বা কর্মক্ষেত্রের, মানে কাজ করার জন্য যে সময়টার প্রয়োজন, সেটা আমার আরকি আ বের হয়ে গিয়েছে আরকি ভাই। তো আপনি কি করেছেন ভাই এক্ষেত্রে?
হুম, জি। জি। হ্যাঁ, জি। জি। আচ্ছা। জি। উ, খুব সুন্দর। জি, আমাদের আমার যে জীবনের যে পরিবর্তন, সেটা ছিল এমন অভিজ্ঞতা যে আ আমি মনে করেন যে দেখেন পড়াশোনা বলতে আমি জিনিসটা যে বই পুস্তক এর যে পড়ালেখাটা, এটা সবসময় অপছন্দ করি। আমি বই পুস্তক নিয়ে এত পড়ালেখা করতে পারি না। কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা হচ্ছে যে আ পড়াশোনা মানেই হচ্ছে বই পুস্তকে পড়ালেখা করা। এটা এমন কিছুই না। আপনে YouTube থেকে পড়ালেখা করতে পারবেন, বা ল্যাপটপে আপনি মনে করেন যে AI মাধ্যমে ChatGPT -র মাধ্যমে পড়ালেখা করতে পারবেন। অনেক ধরনের মাধ্যম আছে এখন পড়ালেখা করা। তো আমি যখন আপনার মনে করেন যে একটা ভিডিও দেখেছিলাম, আপনার মনে করেন যে
উম জি। উম জি। অ্যা হ্যাঁ। উম জি। হ্যাঁ, হ্যাঁ। হু।
আমি যখন আ আ social media marketing এ কাজ করতাম তখন হচ্ছে গিয়ে আপনার ভিডিও দেখতা ভিডিও দেখেছিলাম আপনার আ অ্যা affiliate marketing এর সম্পর্কে। তো ওইটার সাথে কানেক্টেড অনেকটা। তো ওই ভিডিওগুলো যখন দেখেছি, তখন আমার মনে করেন যে আমার কাজের অভিজ্ঞতার জন্য অনেক ওটা আ ভূমিকা রেখেছিল। এবং একটা অভ্যাসের একটা ভিডিও দেখেছিলাম যেটা হচ্ছে যে আ একটা লোক আছে, অ উনি খুবই প্রচলিত ইদানিং। আ ফেক ভিডিও তৈরি করলেও যদি ওর অরিজিনাল হিসেবেও বানায়, এটা অনেক কার্যকরী। সকালে ঘুমতে ৫ঃ০০ টা ৬ঃ০০ টার দিকে উঠে আ ৯ঃ০০ টা ১০ঃ০০ টার মধ্যে ঘুমিয়ে যায় এবং আপনার মনে করেন যে সে আ সারাদিনের কাজগুলো করে। তো আ এই জিনিসটা কি? আপনে মনে করেন জীবনের যে বড় কিছু অর্জন করতে হলে আপনার কিছু জিনিসটা যেমন আরাম জিনিসটা ত্যাগ করতে হবে। আমি মনে করেন যে আ এখন ৭ঃ০০ টার দিকে সকাল ৭ঃ০০ টার দিকে বের হয়ে রাত ১২ঃ০০ টার দিকে বাসায় যাই। তো এটার কারণটা হচ্ছে কি? আমাকে কিছু বড় কিছু অর্জন করতে হইলে যে আরাম যে জিনিসটা, এই আরাম জিনিসটা আমাকে ত্যাগ করতে হবে। তো এসব জিনিসে আমি মনে করেন যে আ আস্তে, আস্তে পরি পেরেছি।
হ্যাঁ, হ্যাঁ। উম জি। আ হু, হু। উম জি। উম জি। আ হ্যাঁ। বুঝতে পারছি। হু, হু। জি। হ্যাঁ। হু। উম জি। হ্যাঁ, মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে comfort zone বা যে ব্যাপারটা আছে সেটাকে আসলে ত্যাগ করতে হবে। বুঝতে পারছি।
ত্যাগ করতে হবে। বিশেষ করে অ্যা আপনি কখন যখন কোনো নতুন কিছু স্টার্ট করতে যান, বা তৈরি করতে যান, বিশেষ করে প্রথম ৪, ৫ বছর তো অবশ্যই এটা আপনে মনে করেন যে আ mandatory হয়ে যায়। আপনে মনে করেন যে comfort zone টা যত তৈরি করবেন, ওই জিনিসটা আপনাকে অ্যা টেনে নিচে নামাবে আপনাকে আমি মনে করি। তো এই কমফোর্ট জোনে হ্যাঁ।
এ হ্যাঁ। উম জি। একদম ভাই। ব্যাপারটা হলো যে অ্যা আমি আমি আপনি যেমনটা বলছিলেন আরকি। তো আপনি ভিডিও দেখেছেন। আমি আসলে ভাই ভিডিও দেখা হয় নাই। তবে একটা আ বই পড়ে বই আছে যে Atomin Habit নাম করে। তা এই বইটা কিন্তু আসলে আমার কাছে অভ্যাস বদলানোর জন্য বা ভালো অভ্যাস আ গড়ার জন্য বা নিজেকে উন্নত করার জন্য খুবই আ একটা গুরুত্বপূর্ণ একটা বই বলে বা খুবই একটা সহায়ক এ একটা যে ব্যাপার আছে, তো সেটা আমি মনে করি ভাই। আর এই বইটাতে আর যে মূল বিষয়বস্তু সেটা হলো যে আপনার আ কিভাবে আসলে নিজের অভ্যাসটাকে ভালো করে গড়া যায়, বা ছোট, ছোট উন্নতি দিয়ে আসলে কিভাবে আপনার বড়, বড় উন্নতির অ্যা ফল আশা করা যায় যে ব্যাপারটা আছে, সেটা আরকি এই বইটাতে লেখা আছে। তো এই বইটা আমার আমার ক্ষেত্রে আসলে অনেকটাই কার্যকরী হয়েছে বা কাজ করেছে। আমি
জি। উম জি। উম জি। হ্যাঁ। জি। উম হ্যাঁ, খুব সুন্দর বলছে। আচ্ছা। আ খুব সুন্দর। আমিও একটা বই পড়েছিলাম আপনার আ প্রায় বেশ কয়েক বছর আগে। অ্যা "তুমিও পারবে।" এটা আ লেখকের নামটা আমার মনে নেই মাসুদ রানা, না কি জানি নাম ছিল লেখকের। অ্যা ব্যবসায়ীর টালে বই আ তুমিও পারবে। খুব সুন্দর, আপনারা মনে করেন যে আ আপনি
উম জি। হু, হু। উম জি।
আপনারা আ যে জিনিসটা নিয়ে আপনি লক্ষ্যে যেতে চান, চূড়ান্ত পর্যায়ে, তো ওটা কিভাবে ধাপে, ধাপে আপনি মনে করেন যে আ পড়তে পারেন, কি, কি আ চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তো খুব সহজেই ওই বইটার মধ্যে তুলে ধরা হয়েছে। আ "আর তুমিও পারবে"। আ তো অনেক সুন্দর বই। আর কিছু, কিছু বই পড়েছে, আপনি মনে করেন যে আপনার আ একটা বই আছিল এডলফ হিটলারের নিয়ে আ জীব জীবনে, ওই বইটা পড়েছি বা বেশ ভালো লেগেছে। ওটা আপনার মনে করেন, যদিও আ নেগেটিভ কিছু জিনিস আছে, কিন্তু আমি কিছু জিনিস পজিটিভিটি বাইর করে নিয়েছি, যেটা আপনার মনে করেন যে আপনার জীবনে হয়তোবা কাজে লাগতে পারে। জিনিসটা হচ্ছে এরকম যে, আ আপনার মনে করেন যে আ মেনে মানসিকভাবে যত আপনি মনে করেন যে আপনি আ মানুষের অ সাথে যত বেশি মিশবেন, আ বিষয়টা সেরকম যে, তার তো আপনি মনে করেন যে এটা সাইকোলজি সম্পর্কে আপনি একটা পরিচিত হয়ে যাবেন। তো ওই জিনিসটা আরকি, আরকি জানা হয়েছে ভালোভাবে আরকি ওই বইটার মাধ্যমে। বইটার নাম আমার মনে নেই আরকি। তো এতে এটাই আরকি। তো কিছু, কিছু জিনিসগুলো আমাদের অভ্যাস পরিবর্তনে অনেক কাজে লাগে।
আ হ্যাঁ। উম জি। হ্যাঁ, হ্যাঁ। উম জি। হু, হু। উম জি। হ্যাঁ। <clears throat> হুম, হুম। একদম। জি। সেটাই আরকি। আর উম জি। হ্যাঁ, আপনার অভ্যাস পরিবর্তনের ক্ষেত্রে তো আসলে আমাদের বর্তমান দৈনন্দিন জীবনের বা ভবিষ্যতের আ যে দৈনন্দিন চলাফেরার জীবনযাপনের মানের যে ব্যাপারটা, সেটা কিন্তু নির্ভর করে। আপনি যদি আসলে এখন থেকে সঞ্চয় না করেন, আ তাহলে তো আসলে ভবিষ্যতে যেয়ে আর্থিক যে স্বাধীনতার যে ব্যাপারটা আছে, সেটা তো আসলে আ পাবেন না বা হবে না। তাই না? আর আপনি যদি আসলে এখন থেকে যদি আসলে ব্যায়াম না করেন, তাহলে ভবিষ্যতে তো আসলে আপনার ওই যে আ কি বলে? আ সিক্স প্যাক বা স্বাস্থ্যের যে ব্যাপারটা, সেটা তো আসলে আপনি আ
জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সঞ্চয় না করি। জি। জি। হ্যাঁ। তাই অবশ্যই। অ অসুখ বিভিন্ন অসুখ অসুখ অসুখও অ অসুখও আসতে পারে বিভিন্ন ধরনের। দেখা যায়, শরীরে রোগ বাধা তৈরি করতে পারে। যেমন, আ একটা সময় ছিল যে, আমি প্রচুর ফাস্টফুড
আ হ্যাঁ। জি। হু।
খাওয়া-দাওয়া করতাম। তো এই ফাস্টফুড টা যখন খাওয়া-দাওয়া বন্ধ করে দিই, আমার নিজের কাছে এখন মনে করেন যে, আমি মনে করি যে আমার শরীরের কিছু আ ফ্যাট কমে দিয়ে গেছে। তো মনে করেন যে, এখন নিজেকে একটু হালকা লাগতেছে, ভালো লাগতেছে। তো আ কিছু, কিছু অভ্যাস আ আপনার মনে করেন যে, পরিবর্তন করলে নিজের শরীরের জন্য এবং আপনার মনে করেন যে, কাজের স্পৃহা আরও বাড়ায় দেয়। বিশেষ করে খাওয়া-দাওয়ার পরিবর্তনটাও এখানে অনেক জরুরি এবং ঘুমের আ কিছু জিনিস পরিবর্তনটা অনেক জরুরি এই জায়গায়। তো এইসব পরিবর্তনটা আনলেই আমরা মনা মনে করি যে, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ন্যায়ে সা পাবো আরকি। সহায়ক হবে আরকি। যাই হোক, খুব সুন্দর কথা হলো আপনার সাথে। এই বিষয়ে আরো কথা হবে। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো, আপনার পরিবারের জন্য। আবার কথা হবে আমাদের। আ শুভ অপরাহ্ন। ধন্যবাদ ভাইয়া।
হুম জি। হ্যাঁ হুম, জি। হ্যাঁ, ভাই। হ্যাঁ, ভাই। সেটাই। উহ সহায়ক হবে আরকি। যাই হোক। ভাই এ বাপ হুম, জি। উহ হ্যাঁ। <smacks lips> জি ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। খেয়াল রাখবেন ভাই, নিজের। ধন্যবাদ আপনাকে।